তেমন যে হয়ে যায় যে হুট করে আমরা কোন কাজ ছাড়া ফোনের কোন একটা এব প পোরশন এ যদি ঢুকি বা কোন একটা এ্যাপ এ যদি ঢুকি। আপনি দেখবেন যে মাইন্ড কোনো ক অ কনফার্ম সাইড এ চলে যায়। হ্যাঁ টাইম টা ফ্রোজেন হয়ে যায়। যার কারণে ধরেন যে আপনার নিজের কোন ক্রিয়েটিভ কাজ থাকলো বা আপনার কোন জায়গায় ইম্পোর্টেন্ট টাইম দিতে গেলে বা কোন একটা জিনিস নিয়ে আপনি যখন চিন্তাও করবেন সৃজনশীলতা বৃদ্ধি করতে যাবেন। সেই জিনিসটা না আপনার থেকে আস্তে, আস্তে দূরে সরে যায়।
হুম, হুম। কিভাবে সময় চলে যায় এটা বোঝাও যায় না যে ঘন্টার পর ঘন্টা চলে গেছে। জ্বী, জ্বি। হু, হু। জ্বী, জ্বী। মানে কিভাবে সময় কেটে যায় দেখা যায় বুঝা যায় না। অনেক সময় নষ্ট হয়। যেমন দেখেন আপনি মানে এই জিনিসটা আমি আগে খুব করতাম যে ঘুমাইতে গিয়েছি। ঘুমাতে গিয়ে আমি বসে, বসে ফোন চালাচ্ছি। আমি Facebook স্ক্রল করছি, আমি রিলস দেখছি, ইনস্টা চালাচ্ছি বা কোন হয়তো ডকুমেন্টারিস ই দেখছি। বাট দেখা যায় যে দেখতে, দেখতে আমার ঘুমটাও চলে যাচ্ছে। অনেকক্ষণ সময় পার হয়ে গিয়েছে। আমার ঘুমের সময়টাও কমে যাচ্ছে। বা দেখা যায় আমার একদমই ঘুমিয়ে আর আসছে না যে অনেক সময় কেটে গেছে।
হুম। হুম। হুম। হুম।
আপনার কি মনে হয়?
আমারও তাই মনে হয়। এখন বাস্তব জিনিসে বাস্তব জিনিসের প্রতি থেকে আমরা দূরে সরে যাই মেইনলি প্রযুক্তিগত কারণে। আমরা বাস্তবটা আর অনুভব করতে পারি না। পাশাপাশি সি ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়ে যাওয়া। তারপর মনোযোগও একটা জায়গায় চলে যায়। মানে যে আপনার একটা আজকে কুট কোন একটা ইম্পোর্টেন্ট একটা পড়া আছে বা কিছু একটা আছে। আর আপনে ফোনে ঢোকার পরে অন্য একটা মোমেন্ট এ হারায় গেলেন। আপনার আর সেটা মনে পড়বে না যে আপনার এই মুহূর্তে ইমিডিয়েট জিনিসটা এটা দরকার ছিল।
জ্বী, জ্বী। হুম, হুম। হু, হু। আবার মাঝে, মাঝে কি হয় আমার জানেন? ধরেন আমি কোন কাজ করছি বা পড়তে বসছি। এখন আমার একটা কিছু জানা দরকার। আমি হয়তো Google করার জন্য ঢুকেছি ইনফরমেশন টা। কিন্তু দেখা গেছে Google করতে গিয়ে একদিক থেকে আরেকদিকে যেতে, যেতে, যেতে, যেতে আমার ঘন্টাখানেক সময় নষ্ট হয়ে যায়।
হুম। এরকম বলা যায়।
তারপর কি আমি যে কাজটা ফোকাস দিয়ে করছিলাম ওই কাজে আর ফোকাস থাকে না। তখন মনে হয় যে, "থাক পরে করব। এখন আর ইচ্ছা করতেছে না করতে।"
এই পরে, পরে বলতে গেলে আর পরেটা আর আসে না।
হ্যাঁ পরে এটা আর আসে না। শুধু, শুধু আমাদের অনেকগুলা সময় নষ্ট হয়ে যায়। তারপরে যখন দেখাচ্ছে যে কাজের ডেডলাইন চলে আসছে বা সামনে এক্সাম চলে আসছে তখন আমাদের মাথা খারাপ হয়ে যায়। যে এখন কি করব।
হুম। এক্সজাম চলে আসছে। হ্যাঁ, মাথা খারাপ হয়ে যায় যে এখন কি করব। এখন তো না করলে তো আর বা পরের দিন আর পারা যাবে না এরকম একটা অবস্থা। আমার এরকম অনেক হইছে। এইযে
হ্যাঁ তখন অব তখন এতগুলা কাজ জমে যায়, এত পড়া জমে যায় একসাথে যে আর একসাথে সব কভারও করা যায় না।
এক্সাম হওয়ার আগে একসাথে সব কভার করা যায় না। সিলেবাস কমপ্লিট হয় না।
হুম। জ্বী, জ্বী।

মাঝে, মাঝে অবশ্য আমার একটু আঁকাআঁকি করতেও ভালো লাগে। তো মাঝে, মাঝে আমি চেষ্টা করি নতুন কিছু স্কেচ করার বা স্কেচিং এর নতুন কোন টেকনিক শিখার।
আমিও মাঝেমধ্যে শিখি আরকি। মাঝেমধ্যে ইনস্টাগ্রাম এ আপনার ধরেন যে কিছু আর্টিস্ট দের দেখা হয় তারা কিভাবে কাজ গুলো করে সেগুলো যদি আমি মাঝেমধ্যে নিজে বসে, বসে রিয়াল লাইফ এ করি। আর আমার ছোট ভাই আছে। ও ক্লাস 1 এ পড়ে। তো ওর ড্রয়িং এর প্রতি ইন্টারেস্ট অনেক। তো ওকে বিভিন্ন ধরনের ট্রিপস, ট্রিকস শিখায় দেয়া হয় আর্ট এর।
জ্বি, জ্বি। বাহ! হু, হু। আচ্ছা। এটা কিন্তু খুবই ভালো কাজ। এভাবে দেখা যায় আপনাদের 2 ভাইয়ের বন্ডিং টাও ভালো হচ্ছে। একসাথে সময় কাটানো হচ্ছে।
হুম। আর মোটামুটি ও ভালই ছবি-টবি আঁকে। এরপ্রতি আগ্রহ ভাল হয়। আমারও ছোটবেলায় স্কেচ প্রতি আগ্রহ ছিল। কিন্তু আস্তে, আস্তে জীবনের কারণে ব্যস্ত নিজের ব্যক্তিগত সময় বেড়ে যাওয়ার
বাহ! হ্যাঁ, হ্যাঁ এটা অনেক সময় হয় যে আমাদের অনেক পছন্দের আমাদের অনেক পছন্দের কাজেই বড় হয়ে যাওয়ার পর ব্যস্ততা চলে আসে অনেক কিছু করা হয়ে ওঠে না।
ইউনিভার্সিটি লাইফ হুম। তখন ধরেন যে হবি থাকা সত্ত্বেও বা শখ থাকা শর্তেও তখন ধরেন যে আপ এসব কাজগুলা করে না। আর আমরা ডেইলি এত পরিমাণে মিডিয়া টাইম <smacks lips> কনজিউম করি।
হুম, হুম।